আ সেটা আমি ছোটবেলার অভ্যাস বলতে ছোটবেলা থেকে যে খেলাধুলা করতাম, শারীরিক খেলাধুলা, সেগুলো এখনো করছি। এর সাথে, সাথে আমি আরেকটা জিনিস add করেছি, সেটা হচ্ছে আ এক্সারসাইজ করা। যেমন দেখা যায় যে আ যারা ২০ বছর ১৮, ২০ বছর ছেলেমেয়েদের দেখি জিমে যায় এ তাদেরকে কিন্তু দেখে বোঝা যায় যে তারা খুব অল্প বয়স থেকে সচেতন এবং সুন্দর একটা শরীর গঠনের জন্য তারা যায়। কিন্তু আমি এটা শুরুই করেছি আমার যখন বয়স আ আপনার ২৯ বছর তখন থেকে। আমার কাছে মনে হয়েছে যে একটা সময় আমি কিছু আ ভিডিওস দেখেছি যে আসলে ৪০ বছর বয়সে যেয়ে আ আপনার শরীরের যে মাংসপেশিগুলো এগুলো আস্তে, আস্তে ক্ষয় হতে থাকে। সারগুলো ক্ষয় হতে থাকে। এবং তখন এই ৪০ থেকে ৫০ এই বয়সটাতে যেন শরীরটা ভেঙে না যায়, আপনি একদম আ কি বলবো? যে আ অকেজো হয়ে না পড়েন। এইজন্য আপনার ৩০-৪০ এই সময়টায় যদি আপনি ব্যায়াম করেন হ্যাঁ, সা মানে শারীরিকভাবে নিজেকে active রাখেন তাহলে আপনার শরীরটা পরবর্তী ২০ বছরের জন্য খুব চমৎকারভাবে আপনার শরীর আপনাকে ফল দিবে এবং অসুস্থতা থেকে আপনি দূরে থাকবেন। সেটা আমি এখনো পালন করি।
জি, জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা। মানুষ ব্যায়াম করছে। জি, জি, জি। আচ্ছা। আপনার ব্যায়ামটা করা উ তখন শরীরটা সুস্থ লাগবে। দূরে থাকবেন।
জি।
আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু চমৎকার একটা কথা বলেছেন যে আসলে ব্যায়াম করার কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোটবেলা থেকে অভ্যাস করা। আর যখন আসলে বয়সের সাথে, সাথে দেখা যাবে যে আ শরীরটা দুর্বল হতে থাকবে, তখন কিন্তু ব্যায়ামটাই আসলে শরীরটাকে একত্রিত রাখবে। আর এইযে ছোট, ছোট অভ্যাসগুলো যেমন ব্যায়াম থেকে শুরু করে এইযে আপনি সবার কিছু লিখিত রাখেন। এই অভ্যাসগুলো কিন্তু আসলেই একটা মানুষের জীবনটাকে বদলে দিতে পারে। দেখা যেতে পারে অনেক সমস্যা তৈরি হওয়ার আগেই সমাধান হতে পারে। আর আপনি যতগুলো কথা বললেন যে শিক্ষার্থীদের যে, যে অভ্যাস গড়া উচিত, সেটাও কিন্তু খুব চমৎকার ছিল। তো আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে কিন্তু আসলে খুবই ভালো লাগলো। আশা করি আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হু, হু। আ সেটাই, অবশ্যই। আ সেটাই। হুম, হুম। আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো। এম আ infact আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে এই সমস্ত কথাটা এই কথার রেকর্ডিংগুলো যদি আমি একটা বইয়ে লিখে রাখতে পারতাম, হয়তো আমি একটা বইও ছাপিয়ে ফেলতে পারি কোনো একদিন। হ্যা? তো আশা করি যে আপনার সাথে ভবিষ্যতে আবার কথা হবে। ভালো থাকবেন। অনেক, অনেক শুভকামনা আপনার প্রতি।
জি, জি, জি। <laughs> জি, জি, জি। ধন্যবাদ। আ আপনার জন্যও।

আচ্ছা। তো ছোটবেলা থেকে আমি আ মানে শুরুর দিকে একটু আমার অল্প বয়সে, আমি সবাইকে না? খুব সহজেই খুব বিশ্বাস করে ফেলতাম। তো দেখা যেত যে আমি একজন মানুষকে বিশ্বাস করছি, সে যা মুখে বলছে বিশ্বাস করছি। পরবর্তীতে দেখলাম যে সে আমাকে ধোঁকা দিচ্ছে। তো এরকম ধোকার শিকার সচারাচর কিন্তু সবাই হয়। তো সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে, আমি আসলে মৌখিক কোনো কথায়, মানুষকে আসলে বিশ্বাস করব না। যেকোনো কাজ যদি কেউ আমাকে একজন বলে যে, "তুমি আমাকে এটা করে দাও"
জি, জি। আচ্ছা, আচ্ছা। এটাই বিশ্বাস করতেন। হু। জি। আচ্ছা। মানে লিখিত হইতে হবে।
হ্যাঁ, হ্যাঁ। "আমি তোমাকে ও সেটা করে দিব।" আমার কথা হচ্ছে, সেটা আমি লিখিত চাই। এইটা আমি আমার স্কুল-কলেজ জীবন থেকেই ধরুন, কাউকে আমি আ ৳১00 ধার দিয়েছি। সেই ধারটাও আমি সবসময় লিখে, তার সিগনেচার নিয়ে রাখতাম যেন, ভবিষ্যতে সে অস্বীকার না করতে পারে। <chuckles> ঠিক আছে? এটা কিন্তু আমার খুব অল্প বয়স থেকে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইটাতো ইন্টারেস্ট আচ্ছা, এই যে একশ টাক আচ্ছা, এটা কি আসলেই করেছেন যে, ৳১00 ও আপনি মনে করেন যে, কারো সিগনেচার নিয়েছেন?
<chuckles> না ৳১00'র ক্ষেত্রে হয়তো হয়নি। তবে আমার মনে আছে, সর্বনিম্ন টাকা আমি, একজন ৳5,000 আমার থেকে ধার নিয়েছিল। তাই তার, তার এই ইয়েটা কিন্তু আমি লিখে রেখেছিলাম। তারপর এই যে বাড়ি ভাড়া যে দিতাম, আ মালিক সবসময় বলত যে, "কোনো সমস্যা নাই। তুমি আমাকে দিয়েছো আমার মনে থাকবে।" কিন্তু আমি সবসময় তার সিগনেচার রেখে দিতাম যে "না, আপনি আমার থেকে বাড়ি ভাড়া নিয়েছেন, এটার একটা প্রমাণ দিয়ে যান।" তো তখন থেকে আমি এখন পর্যন্ত আমার ব্যবসায়, আমি কাগজপত্র ছাড়া, ডকুমেন্টেশন ছাড়া, আমি কোনো কাজ করি না। আমি আমার কাস্টমার কে যখন একটা প্রতিশ্রুতিও দেই, তখনও সব লিখিত দেই। যখন কাস্টমার এর থেকে কোন প্রতিশ্রুতি নেই, সেটাও লিখিত নেই জি, এটা আমার একটা দু অভ্যাস। জি।
<chuckles> আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি. জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। আচ্ছা। কোনো কাজ করে নাই। জি, জি, জি। লিখিত দেন। আ এটাও লিখিত রাখেন। জি, এটা কিন্তু খুব সুন্দর একটা অভ্যাস। এবং এই যে দেখেন আপনি যে এত সুন্দর করে যে ছোটবেলা থেকে এই অভ্যাসটা গড়ে তুলছেন, আজকেও ধরে রাখছেন। আপনার জীবন তো অবশ্যই মনে হয় অনেক সহজ হয়ে গেছে, এইসব অভ্যাসগুলোর জন্য। বিশেষ করে যখন আপনি হয়তো ট্যাক্স ফাইল করেন। তাই না?
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। এই যে ট্যাক্স ফাইল এর কথা বললেন, হ্যাঁ? মানে এই যে অ্যাকাউন্টিং যে টার্মস গুলো আছে, অ্যাকাউন্টিং এর যে কাজগুলো আছে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তৈরি করা, তারপর ট্যাক্স ফাইলিং করা। এই কাজগুলো কিন্তু আপনি কখনোই ১ বারের জায়গায় যদি ২ বার না দেখে কাজ করেন, আপনার ভুল হবেই। সাধারণত একটা অ্যা ফর্ম ফিল আপ করতেই কিন্তু মানুষের অনেকটা ভুল হয়ে যায়। নামের বানানের ভুল, ডেট ওফ বার্থ এর ভুল হ্যাঁ। তো সেখানে এই, এই কঠিন, কঠিন কমপ্লিকেটেড জিনিসগুলোতে যদি আপনি একটু মনোযোগ না দেন এবং আপনার এই যে লেখালিখির একটু অভ্যাস না থাকে, অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। এইজন্য আমি এইসব ব্যাপারে খুব সতর্ক থাকি। সতর্কতাই হচ্ছে সবচেয়ে বড় অবলম্বন, যেকোনো ব্যবসা গেড়ার ক্ষেত্রে।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ভুল হবে। অনেক, অনেক ভুল হয়। জি, জি, জি, জি। তখন কিন্তু অনেক বড় সমস্যা। জি, জি, জি। সতর্ক থাকেন।

হু, হু। আসলে সফলতা তো খুবই মানে ব্রড একটা টার্ম, অনেক প্রশস্ত একটা বিষয়। সফলতা কোন দিক দিয়ে হ্যাঁ, সেটারও, সেটার উপর নির্ভর করবে। যেমন আ ধরুন যে, আ কোন একজন মানুষ, শুধুমাত্র ছোটবেলা থেকেই যে, অভ্যাস শুরু করতে হবে তা না। বড় হওয়ার পরও অনেক অভ্যাস করা যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল হ্যাঁ, হ্যাঁ, যদি একটা সৃজনশীল, একটা আ ভিত্তিতে আপনি যান। ধরুন, অনেকেই আছে নাটক লিখেন কিংবা আ যারা অভিনেতা শিল্পী আছেন, আ অভিনয় শিল্পী আছেন, তারা কিন্তু অভিনয় করেন। তাদের মধ্যে একটা আপ হ্যাঁ, অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে, আ দেখবেন যে, অ্যা আ সে স্ক্রিপ্ট পাচ্ছে, স্ক্রিপ্ট টা পাওয়ার পর ঠিকঠাক মতো পড়ছে না। কারণ অনেকেই আছে যে, "আমি স্টেজ এ যেয়ে মানে আমি পারফর্ম করে দিবো"। তারপর হচ্ছে তার আ দেখা যাচ্ছে যে, রিহার্সাল টা ঠিকঠাক মতো করছে না। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা ভাবছে যে, "না, আমার একে তো সময় কম কিংবা আমার আ দেখা যাচ্ছে, আমি পারবো আমি সবসময় পারি।" এসব ভেবে কিন্তু অনেক সময় দেখা যায় যে, তারা ঠিকঠাক রিহার্সাল করছে না বলে। অনেক হ্যাঁ, অনেক মানে সুপার স্টার দেরও কিন্তু দেখা যায়, মহাতারকা, তারকা কিন্তু তাদেরও কিন্তু অভিনয়ের মধ্যে ত্রুটি থেকে যায়। পারফরম্যান্স এর ত্রুটি থেকে যায়, তাই না?
অনেক পর। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই। অনেক করা যাবে, আচ্ছা। অভিনয় করেন, আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। একটা ভুল হয়ে যাচ্ছে। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। বিভিন্ন রকমের ভুল হয়ে যায়। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জি, জি, জি, জি।
এইজন্য আমার মতে যে, জীবনের সার্থক হওয়ার জন্য, সফল হওয়ার জন্য মানে সবচেয়ে জরুরি একটা বিষয় হচ্ছে, তুমি যেটাই করো, সেটার একটা চর্চা তোমাকে করতে হবে। যদি নিয়মিত চর্চা করো, তুমি ওই কাজে ভালো হবেই, এর কোন, চর্চার কোন বিকল্প নেই। তুমি যত টেলেন্টেডই হও, যতই মানে, মানে তোমার অ্যা রিসোর্স থাকুক, অ্যা যে তুমি অনেক বছর ধরে করছ, যতই অভিজ্ঞতা থাকুক, যদি চর্চা না করো, তুমি কখনোই তোমার কাজে ভালো মত পারদর্শী হতে পারবে না। জি।
আচ্ছা। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আসলে ভালো কিছু করা কঠিন। জি, জি, জি, জি। খুবই সুন্দর বলেছেন কিন্তু। আচ্ছা, সেইক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে, এই যে যারা এখন আ উঠতি বয়সে আছে, যাদের বয়স মনে করেন যে, ১৫-১৬ বছর, তারা কি অভ্যাস তৈরি করতে পারে, যেটা আসলে তাদের পড়াশোনা থেকে শুরু করে, কর্ম জীবনেও খুব বেশি কাজে দিবে?
হু, হু। হু, হু।

হুম। আ সেক্ষেত্রে আমি বলব যে, আ অনেক গার্ডিয়ান আছে যারা না? বাচ্চাদেরকে আ চায় যে, "আমার বাচ্চাটা ছোটবেলা থেকেই;" অবশ্যই গার্ডিয়ানরা সব বাচ্চাদের ভালোই চায়। তারা চায়, "সবসময় আমার বাচ্চাটা সবকিছুতে, সবার থেকে ভালো থাকবে।" তো আমার মতে, এই, এই যে একটা কম্পিটিশন ,একটা প্রতিযোগিতামূলক যে আচরণ, এইখান থেকে প্রথমে বের হয়ে আসতে হবে। আপনার বাচ্চাকে আপনি সবার সঙ্গে প্রতিযোগিতা না করিয়ে, আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন নতুন, নতুন জিনিস শেখানোর চেষ্টা করুন। যে "আজকে তুমি পড়াশোনা শিখছো। স্কুলে যাচ্ছো, স্কুলে তোমার পড়াশোনা হচ্ছে," শেষ। এখানে তো আমার বিশেষ কিছু করার নেই, আমি গার্ডিয়ান হিসেবে। আমি হয়তোবা তার হোমওয়ার্কটা করে দিতে পারবো, হোমওয়ার্ক এ তাকে সহায়তা করতে পারব। এই এতটুকুই। আমি তাকে কি, কি শিখাতে পারব? আমি তাকে আরও সুযোগ সৃষ্টি করে দিতে পারি। সে যেন কোনো একটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে, হোক সেটা খেলাধুলা, কিংবা হোক সেটা বাড়ির কোন কাজ, হোক সেটা কোনো ধরুন যে কোনো, ডিপ্লোমা নেওয়া। যেমন বিদেশে আপনি যদি চায়নার কথা বলেন, জাপানের কথা বলেন, ওদেরকে কিন্তু খুবই অল্প বয়স থেকেই যখন তারা 5, 6, 7 এ পড়ে, তখন থেকেই কিন্তু ওদের হাতে একটা, ঘড়ি খুলে ফেলার ধরেন একটা যন্ত্র দেওয়া হয়। যে "নাও, তোমরা এই ঘড়িটা খুলে আবার ঘড়িটা লাগাও।" এই যে এই ধরনের সৃজনশীল কিছু টেকনিক্যাল কাজ ওদেরকে দেওয়া হয় করতে। যে এগুলো যদি আমাদের স্কুলের মাধ্যমে কিংবা আমরা পরিবারের মাধ্যমে যে, বাচ্চাদেরকে নতুন একটা সমস্যা দিয়ে বলি, "এই সমস্যার সমাধান তোমরা খুঁজে বের করো" হ্যাঁ, এভাবে যদি তাদেরকে আমরা এনগেজ রাখি, তখন কিন্তু ওরা প্রযুক্তি থেকেও দূরে থাকবে। এর পাশাপাশি যে শারীরিক যে পরিশ্রমগুলো আছে, কসরতগুলো আছে, মানসিক যে পরিশ্রমগুলো আছে যে, চিন্তা করে বের করার, তারপর হচ্ছে অনেক ধরনের খেলা আছে যেমন, দাবা খেলার কথা যদি বলেন যে, কম্পিটিটিভ খেলা। এগুলো খেললে কিন্তু দেখা যায়
ভালোই, সবাই আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হুম। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আরো ভালো হতে পারে। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা। এটা তো দারুন! হ্যাঁ, হ্যাঁ। করাতে পারি। হ্যাঁ, হ্যাঁ। এটা সমাধান করে। তখন একটা ভালো ফলাফল আসবে। হ্যাঁ। জি, জি, জি। মানে খেলার মাধ্যমে এইসব অভ্যাস তৈরি করা। যাতে ওদের মধ্যে ওই যে বুদ্ধির বিকাশটা হ নিজেরা সমস্যার সমাধান করতে পারে, চিন্তা করতে পারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর কিন্তু বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ব্যক্তিগত জীবনে, এই যে কি, কি অভ্যাস আছে, যেটা আজকে আপনি এই যে একটা মানে, প্রফেশনাল জীবনে চলে আসছেন। তো পেশাদার জীবনে কোন, কোন অভ্যাসগুলো এখনো আপনাকে প্রভাব করে? এবং এটার একটা ভালো ফল আপনি পাচ্ছেন।
সেটাই। খেলাধুলার মাধ্যমে সেটাই, শারীরিক মানসিক বিকাশগুলো যেন হয়। জি, জি। হুম। হুম।